উম চমৎকার আসলে বললেন যে আসলে আ দৃষ্টিভঙ্গিটাকে যদি ঠিক রাখা যায় সেক্ষেত্রে আসলে এই জয় গুলোকে উপভোগ করা যায় কিন্তু। তাই না? খুবই চমৎকারভাবে বলছিলেন। তো আম আপনার নিজের জীবনে এমন কোনো ছোটো জয়ের আ উদাহরণ আছে কি যেটা আপনাকে দেখা গিয়েছে যে বড়ো একটা পরিবর্তনের দিকে ফেলে দিয়েছে বা নিয়ে গিয়েছে?
হুম। হ্যাঁ, অবশ্যই আমি যদি বলি যে আমার জীবনে অব আ আমি যদি বলি যে ১ম জবটা পাওয়ার ক্ষেত্রে উব পাওয়ার আগে আমি আসলে গ্র্যাজুয়েশন এর পরে বেশ কিছুদিন ধরে উ জব খুঁজছিলাম ২ মাসের মত ধরে। তো টেনশন থাকে সবার যে আসলে কি জব কত তাড়াতাড়ি পাওয়া যাবে বা কতদিন লাগবে বা কত সময় লাগবে? আ তো সেই ক্ষেত্রে আ মানে ১ম কয়েকদিন হচ্ছে যে আমি কোন রেসপন্স পাইনি। পরে যখন আসলে রেসপন্স আসা শুরু করে যে আ এটাতে আ ফার্স্ট আ ফার্স্ট হাবে আপনি যেতে পেরেছেন। অনেক সময় দেখা যাচ্ছে না যে ৩-৪ ধাপে থাকে। তো ৫ ধাপে গেলেও কিন্তু আমি নিজেকে সাকসেসফুল মনে করতাম। যে ও এটলিস্ট ওরা কিছু দেখেছে। ফার্স্ট ধাপ থেকে যখন সেকেন্ড ধাপে এ যেতাম তো সেটাকেও কিন্তু এক ধরনের বিজয় ভাবতাম যে হ্যাঁ আমি তো সেকেন্ড ধাপে গিয়েছি। আগেরটা তো ফার্স্ট ধাপে গিয়েছি। তো এইটাই কিন্তু এই ছোট, ছোট, মানসিকতায় কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমি যখন বড় একদম ফাইনাল রোল এ যাই বা ফাইনাল ইন্টারভিউতে যাই সেটা কিন্তু আসলে আমার মন মানসিকতা রক্ষাতে বেশ সাহায্য করেছিল।
হুম। আচ্ছা। হু, হু। জি, জি। হুম একদম, একদম। হুম চমৎকার। হুম। ইন্টারেস্টিং, জি। হুম। ফাইনালে জয় করেছেন। জি। বাহ! চমৎকারভাবে আসলে বললেন যে উম উদাহরণ দিলেন সেক্ষেত্রে দেখা গিয়েছে চাকরির জবটা মানে এমন হয়ে গিয়েছে যে এখন ওই যে গ্র্যাজুয়েশন শেষ করার পর জবের এমনিতেও যে পরিমাণ আ বলা যায় যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই যে বে বিভিন্ন ধাপ পার করা। সেগুলোকেও জয় নেওয়া এবং আ মোটিভেশন হিসেবে কাজ করানো। আসলে এটাই খুবই দরকার। যে ঠিক আছে কোন না কোন জায়গায় তো ফার্স্ট বা সেকেন্ড ধাপ পার করতে পেরেছি। এটার পরে আসলে আরেকটু মোটিভেশন বেড়ে যায়। খুবই চমৎকার বলছিলেন আসলে। তো
<chuckles> উ, হুম। জি। জি।
দৈনন্দিন জীবনে যেমন আম অ অফিসে কাজ করা মানুষ বা গৃহিনী এই, এই, এই, রিলেটেড যারা কাজ করছেন। এই ছোট জয়ের মানুষ তারা এই ছোট জয়ের মানসিকতা কিভাবে গড়ে তুলতে পারে একটু যদি বলে
হু, হু।